আচ্ছা, দেখেন এখানে আসলে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, ঠিক আছে? আপনাকে দেখতে হবে যে স্ট্রিমিং প্লাটফর্মগুলা কেন এত জনপ্রিয় হয়ে উঠেছে। আগে কিভাবে হচ্ছে আমাদের বাবা মারা যারা হচ্ছে সিনেমা দেখতেন তারা আসলে দেখতেন হচ্ছে হলে গিয়ে। ঠিক আছে? একটা নির্দিষ্ট সময় পরে হচ্ছে হলে মুভি বের হত। তো তারা হচ্ছে হলে গিয়ে কিন্তু আসলে এনজয় করত ঠিক আছে? এরপর কি হলো? হল থেকে আসলে তখন আমাদের যখন শুরু হয় আমরা হচ্ছে তখন কি করলাম? DVD, VCD, CD ওগুলোর উপর হচ্ছে একটু ই মানে ওগুলা দিয়ে আসলে শুরু করলাম। তখন হলের চলটা প্রচলন যে টিভি চলে আসছে টিভির বদলে হলের এইটা প্রচলনে চলে আসলো ঠিক আছে? এরপর হচ্ছে মানে আমি আমার কথা যদি বলি, সেক্ষেত্রে আমি হচ্ছে পরবর্তীতে যে মানে আমাদের বাসায় তখনো ডিশ ছিল না। ডিশ টিভি যেটাকে বলে আরকি অজে অনেকগুলো চ্যানেল যে স্যাটেলাইট চ্যানেল। পরবর্তী যখন স্যাটেলাইট চ্যানেল আসলো তখন হচ্ছে দেখা গেল যে এখানে আরও অনেক চ্যানেল পাওয়া যায়। যেগুলাতে আসলে হচ্ছে যে মুভি চলে যেমন সেট মাক্স বা হচ্ছে ফক্স মুভিস এই চ্যানেলগুলাতে আরকি। তো এভাবে হচ্ছে তখন ওখান থেকে আসলে হলিউড মুভি দেখা শুরু করি। এর আগে কিন্তু আসলে হলিউডের মুভি যে CD কিনে যে দেখবো ওটা আসলে হয়ে ওঠে নাই কখনো ঠিক আছে? হ্যাঁ।
হু, হু। আচ্ছা। হু, হু। জি, জি। একদম। জি, জি। হু, হু। জি, জি। আচ্ছা। বুঝতে পেরেছি। <chuckles> বুঝতে পেরেছি আচ্ছা আমি বলছিলাম যে ধরুন এখন তো আসলে অনলাইনে যে ক স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলা আছে এখানে কিন্তু এখন অনেক ধরনের কনটেন্ট পাওয়া যায়। তো এগুলাতে এখন মানে সিদ্ধান্তটা কীভাবে নেয় মানুষজন বা তারা কিভাবে, ভাবে চিন্তা করে যে কোন সিনেমাটা দেখা উচিত বা কোনটা দেখবে?
হু, হু। আ দেখেন প্রত্যেকটা মানুষের আসলে হচ্ছে যেটা আমি বলতেছিলাম আসলে যে আ আস্তে, আস্তে যখন হচ্ছে তার কাছে অনেক রিসোর্স চলে আসবে আগে কিন্তু আমাদের রিসোর্স কম ছিল। ঠিক আছে? আপনার কাছে কিন্তু এত ভাস্ট রিসোর্স ছিল না। চ্যানেলে যে কয়টা মুভি আসতো আপনাকে ওই কয়টার মধ্যে যেকোনো ভাবে দেখতে হইতো যা দি ওরা যা দিবে তাই দেখতে হতো।
একদম ঠিক বলেছেন। হু, হু। এটাই মানে যেটাই স্ট্রিম <scoffs> করছে ওটাই দেখতে হচ্ছে। অন্য কোন এটা ভাল লাগছে না, অন্য একটা মুভি ছাড়ে এরকম কোন অপশন তো তখন ছিল না।
হ্যাঁ, কিন্তু না, না, না, কিন্তু এখন হচ্ছে যে ইন্টারনেটের কল্যাণে যে হয় স্ট্রিমিং সাইটগুলো চলে আসলো এখানে হচ্ছে আপনি আপনার নিজের ইচ্ছা মত সার্চ করে মুভি দেখতে পারবেন। এখন প্রত্যেকের হচ্ছে একটা আলাদা চয়েস থাকে। যেমন আমার নিজের হচ্ছে থ্রিলার টাইপের মুভি সিরিজ দেখতে আমার খুব ভালো লাগে আরকি। তো আমি কি করব? আমি হচ্ছে স্ট্রিমিং সাইটগুলোতে ওযে ওগুলোই দেখার চেষ্টা করি। তো ওরা কি করে? আমাকে ওরা আমাকে সাজেশন যখন দেয় তখন হচ্ছে এই সেম জেনারের হচ্ছে মুভি সিরিজগুলো সাজেস্ট করতে থাকে।
জি, জি। আচ্ছা।